যাক, এটা ভালো বললেন যে আসলে এসব ক্ষেত্রে যে মানে আমাদের যে নাগরিকরা তারা চাইলে একটু সচেতনতামূলক ব্যবস্থা নিতে পারে। যেমনটা আপনি বললেন আইনি পদক্ষেপ অ ও নেওয়া যেতে পারে এবং আ বিভিন্ন ক্ষেত্রে আপনি যেমনটা বললেন Facebook এ মানে একটা দায়বদ্ধতা থাকা উচিত যে এসব ফেক নিউজ এর কারণে মানুষের আসলে অনেক রকম সমস্যার সম্মুখীনও হইতে পারে। এবং এটার জন্য আসলে অ্যা যারা ফেক নিউজ ছড়াচ্ছে বা যারা এইসব পেজ থেকে পোস্ট করতেছে, এগুলো এড়িয়ে চলা কিন্তু খুবই সুন্দর একটা উপায়। তো এসব ক্ষেত্রে আসলে যখন কোন একটা নিউজ ছড়ায়, ধরেন আপনি এমন একটা নিউজ দেখলেন যেটা আসলে ফেক নাকি রিয়েল বোঝার কোন উপায় থাকে না। তো আপনার ক্ষেত্রে আপনি বিষয়টা বুঝেন কেমনে? বা প্রমাণ কিভাবে জোগাড় করেন যে আ হয়তো আপনার বন্ধু-বান্ধবকে বিষয়টা বোঝানোর জন্য যে এটা ফেক নিউজ।
একদম, একদম। হুম, হুম। অবশ্যই, অবশ্যই। উহু, হু, হু। একদম। হুম, হুম। একদম, একদম। আচ্ছা, আ প্রথমত হচ্ছে যে দ্যা এখন যেহেতু প্রযুক্তির যুগ ২০২৫ সালে আসলে আছি। তারপরও যদি কিনা আসলে এই ফেক, <chuckles> অ্যাম ফেক নিউজ এর জন্য যদি কিনা আসলে দেখা যায় যে অ্যা বন্ধু-বান্ধবের কাছে জিজ্ঞেস করতে হয় তাহলে ব্যাপারটা লজ্জাজনক হয়ে যাবে মশাই। <chuckles> কিছু, কিছু আসলে ওয়েবসাইট আছে যেমন 'FactChecking.org' তারপর হচ্ছে যে 'গুগল রিভার্স ইমেজ সার্চ' টা খুব বেশি চমৎকার কাজ করে। আ তারপরে হচ্ছে অ্যা ফ্যাক্ট চেক এ 'FactChecking.bd' একটা আছে। তো এরকম কয়েকটা আসলে ওয়েবসাইট আছে যেখানে আপনি আসলে চাইলে কিন্তু ফ্যাক্ট চেক করতে পারবেন আরকি। মানে নিউজটা কখন আসলে পাবলিশড হইছে, কোথা থেকে পাবলিশড হয়েছে। আর হ্যাঁ, অরিজিনাল কিনা। আর সবচাইতে বুদ্ধিমানের মতো কাজ হলো হচ্ছে অ্যা ওয়েবসাইটটার নামটা একটু মনোযোগ দিয়ে পড়া। হ্যাঁ? যেমন অ্যা কিছু, কিছু খাত কিছু, কিছু ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে দৈ দৈনিক জনকণ্ঠ। ঠিক আছে? তো দৈনিক জনকণ্ঠের জায়গায় ওখানে যেয়ে আ দৈনিক জনকাণটা, ঠিক আছে? অ্যা মানে কিছু একটা, ১ টা ২ টা ১ টা ২ টা ওয়ার্ড না চেঞ্জ করে দেয় ভদ্রলোকেরা। দেখা যাচ্ছে যে, অ্যা আপনি কিন্তু ওয়েবসাইটে এ ঢুকলে তখন আর জইন দৈনিক জনকণ্ঠের ওয়েবসাইটে আপনি যাবেন না। তখন দৈনিক জনকাণটা ইয়েতে চলে যাবেন। ঠিক আছে? তো
<chuckles> জ্বি, জ্বি। আসলেই। উম হুম। আচ্ছা। এগুলা দেখা যায়। হুম, বাহ, বেশ! অরিজিনাল কিনা সেটা। হুম, হুম। ঠিক আছে। হুম, হুম। আচ্ছা। <laughs> আচ্ছা। জ্বী, জ্বী। হুম, হুম। এ মানে অন্যরকম একটা ওয়েবসাইটে এ নিয়ে যাবে আরকি।
হ্যাঁ, তারা আসলে দেখা যাচ্ছে যে খুব কাছাকাছি কোন একটা ওয়েবসাইট এর নাম দিয়ে তারা আসলে ওয়েবসাইট কিনে নেয় এবং সেখান থেকে আসলে মানুষকে কিন্তু আসলে ভুল পথে পরিচালিত করতেছে এবং সেখান থেকে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে।
আচ্ছা। একদমই ঠিক। আসলেই। এসব কিন্তু আসলে পরিস্থিতি থেকে সবার একটু সচেতন থাকা উচিত। এবং আপনি যেমনটা বললেন আরকি যে এই যে ফ্যাক্টস চেকিং ওয়েবসাইট থেকে শুরু করে রিভার্স ইমেজ সার্চ এগুলা কিন্তু আসলে যে কেউ চাইলে আসলে মানে ইমেজের অরিজিনালিটি বা ইমেজটা কতটুকু আসলে বাস্তবসম্মত সেটা বুঝতে পারে। কারণ অনেক ক্ষেত্রেই যে মানে বিভিন্ন সংবাদ অনেকে আসলে না দেখে বিশ্বাস করে ফেলে বা প্রমাণ ছাড়া বিশ্বাস করে ফেলে। যার কারণে আসলে মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। তো আসলে আপনার কি মনে হয় যারা আসলে তরুণ প্রজন্ম বিশেষ করে যাদের আসলে অনেকটা সময় তারা আসলে Facebook থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্লাটফর্ম এ তারা ব্যবহার করতেছে। তো তাদের আসলে আপনার কি মনে হয় কি, কি ধরনের পদক্ষেপ তারা নিতে পারে বা তাদের যে সচেতনতামূলক ব্যবস্থা হয়তো ধরেন, কোন ইভেন্ট বা awareness কোনো একটা পদ্ধতি যে সেটা হোক যে কোন প্রতিষ্ঠানে গিয়ে বা বেসরকারি বা সরকারি পদ্ধতিতে আপনার কি, কি মনে হয়? যে এমন প্রোগ্রাম নিলে এরকম ফেক নিউজ অনেক ক্ষেত্রে কমানো যাবে?
একদম, একদম। হুম, হুম, হুম, হুম, হুম, হুম। অনেক, অনেক। অবশ্যই। উহু। হু, হু। হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম, হুম।